আসলে সত্যি বলতে, চাপিয়ে দেওয়ার থেকে আবেগটা বেশি দেখায় এবং দেখা যে, সেই আবেগে আবার আমি আবেপ মানে আপ্লুত হয়ে পড়ি, এরকম একটা বিষয় হয়ে যায়। তো দেখা যায় যে, চাপিয়ে যাওয়ার যে, একটা বিষয় কি? যে, সত্যি বলতে আমাদের থেকে তো তারা রাগ বেশি করতে পারে না। বর্তমান জেনারেশন এ আমরা দেখা যায় অল্পতেই রেগে যাই। তো আমার পরিবারে একটা ভালো দিক যে, সত্যি বলতে আমি যখন কোন কারণে হয়তোবা একটু আ হয় না? যে, যখন আসলে মন মেজাজ ভালো থাকে না, হয়তোবা একটু রাগারাগি করি। তারা কিন্তু আমার রাগের সাথে রাগ করে না। তারা আসলে একটু ওই পরিস্থিতিতে একটু ভদ্রভাবে বোঝানো হচ্ছে, মানে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে হ্যাঁ, জি। <clears throat> আবার যখন দেখে যে, হ্যাঁ, সত্যি বলতে পরিবার যে, সবসময় যে, আমাদের আ এই যে, জোর জবস্থিত করে ভুল সিদ্ধান্ত নেয়, বিষয়টা এমন না। একটা সময় আমার এমন হয়েছিল যে, আমার, <clears throat> একটা গাড়ি কেনার খুব শখ ছিল। তো আলরেডি আমার বাইক ছিল। ঠিক আছে? তো দেখা গেল কি? যে, আমার, আমার কথা যে, "আমি কষ্ট করে অ্যা রোজগার করছি, তো আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনব।" তো তারা আসলে বলতেছিল যে, "এটা আসলে অযথা একটা টাকার অপচয়।" তো আমি বললাম, "অপচয়ের কি আছে? নিজের শখ, স্বপ্ন তো মানুষ পূরণ করবেই।" তো তারা বলল, "আসলে একটা জিনিস তুমি যদি নিয়ে এরকম ফেলে রাখো, তোমার যদি চালানো ব্যবহার করার সময় না হয়, তাহলে তো ওইটা কোনো যুক্তি হয় না। ঠিক না? তো এক এটা তো যন্ত্র যে, এটা তো গাছ না যে, তুমি পানি দিলা পড়ে থাকো"
<laughs> হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। হু, হুম। হু, হুম। হু, হুম। আচ্ছা। একটু সহনশীল আচরণ হয়তোবা তারা করেন। হুম, হুম। ওয়াও! চমৎকার! হু, হুম। হু, হুম। হু, হুম। না। হুম। হুম। হুম। হয়তোবা তাদের পছন্দের, তাদের এই যুক্তির পেছনেও হয়তোবা তাদেরও একটা কারণ ছিল। তাই না? হু, হুম।
হ্যাঁ, মানে তাদের কথা হচ্ছে যে, আমি তো গাড়িটা যে, কিনবে এটা তো আসলে, মা মানে অনেক বড় একটা ইনভেস্ট, তাই না? তো এইটা তো আসলে খুব একটা কাজে আসবে না। ঠিক আছে? আলরেডি আমাদের একটা, মানে অন্য একটা গাড়ি আছে, সেক্ষেত্রে আমি আলাদা যদি একটা কিনতে চাই, তখন এটা তো পুরাটাই অপচয়। আমার তো আসলে সময় হবে না, অফিসে, যেখানেই যাই বেশিরভাগই বাইক এবং ঢাকা শহরের বর্তমান যে, পরিস্থিতি, তখন সত্যি বলতে মানে বাইকটা, মানে গাড়িটা খুব একটা মানে সিদ্ধান্ত, মানে সময় উপযোগী নেওয়াটা সিদ্ধান্ত হবে না হ্যাঁ, হ্যাঁ। তো তখন সত্যি বলতে এ আর এই বিষয়টা আমি বলতে গেলে আমার বন্ধুদের পাল্লায় পরে কিনার সিদ্ধান্ত নেই। তো তারা বলেছিল, আমরা আসলে মাঝে, মাঝে টুরে যাই। তো তারা বলেছিল যে, "একটা গাড়ি কিনলে হয়তোবা আমরা মানে, আরেকটু ভালোভাবে যেতে পারব।" ঠিক আছে? তো তখন আসলে আমি একটা সময় বললাম যে, "আমি এত ঘুরতে যাই, তখন আমি গাড়িটা ব্যবহার করব। আমার ঢাকায় চালানোর দরকার নেই।" তো তারা তখন বলল যে, "না, এটা তো আরো সম্ভব না। কারণ এই ধরণের রাতে তোমরা যাবা, তখন আসলে হাইওয়ে তে একটা ঝুঁকিপূর্ণ থাকে। এই দায়িত্ব মানে এই ইয়েতে আমরা পারমিস" হ্যাঁ।
হুম, হুম। সেরকম সুযোগ হয়তো হবে না, গাড়িটা চালানোর। হু, হুম। হু, হুম। তারা হয়তো আপনার সিকিউরিটি র কথাটাই চিন্তা করছেন। তো এই প্র এই প্র এখান থেকে যদি আপনি, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যে, ধরুন, অ্যা যে, পরিবারের এই খুশির জন্য, সবসময় কি আসলে নিজের ত্যাগ স্বীকার করা উচিত বলে, আপনার কাছে মনে হয়? নাকি ক্ষেত্র বিশেষে আসলে, নিজের ইচ্ছাকেই আসলে প্রায়োরিটি দেওয়া উচিত, যখন আসলে একটু জীবনধর্মী বা বড় কোন ছর ধরনের আসলে সিদ্ধান্ত নেওয়ার একটা সময় চলে আসে?
জ্বি, অবশ্যই। হুম। আচ্ছা। জি, জি।